কোনো সিনেমা বা গান কখনো আপনাকে অনুপ্রানিত করেছে?
আসলে আ সিনেমা বিশেষ বেয়া মানে বিষয়টা কিন্তু আসলে অনুপ্রার প্রেরণা বা অনুপ্রাণিতর যে বিষয়টা সেটা কিন্তু সিনেমা বা গান থেকে কিন্তু চলে আসে। কারণ একটা গান বা সিনেমা যখন আমরা দেখি সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক কিছু আমরা শিখতে পারি। যেমন আ খারাপ হলেও কিন্তু সেটা শিক্ষা, ভালো হলেও কিন্তু শিক্ষা। <scoffs> দেখা যাচ্ছে আমি একটা গান শুনে আসলে যে প্রেম বিষয়ক কিছু শিখি, সেক্ষেত্রে দেখা যায় প্রেমটা কিভাবে আসলে upgrade করা যায়, কিভাবে তাদের মত হয়, তারা আসলে কিভাবে প্রেম করতেছে। ঐটা কিন্তু নিজের মধ্যে প্রতিফলিত হয়। আবার দেখা যাচ্ছে, কোন যে শিক্ষণীয় বিষয় আর সেটা family গত হইতে পারে বা আ সামাজিক বা দেখা যাচ্ছে দেশের কোনো আ movie আসলে তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই আ জিনিসগুলো কিন্তু আমার মাঝে কিন্তু আ অনুপ্রেরণা জাগায় আরকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে movie গান আ ২ টা থেকে কিন্তু আমার আসলে অনুপ্রাণিত আমি হই।
হুম। জ্বি, অবশ্যই। <scoffs> জি। খুব ভালো একটা অনুপ্রাণিত হয়ে থাকেন বলে মনে হচ্ছে আপনার কথায়। <chuckles> আচ্ছা যে এই যে প্রেমের কথা বললেন, আ প্রেমের কথা তো বললেন এবং এই প্রেমের মধ্যে তো বিরহ থেকে থাকে। তাই এই বিরহ থেকে অনুপ্রানিত হয়ে থাকেন নাকি? <laughs>
জ্বি। হ্যাঁ। <laughs> তাতো অবশ্যই। আসলে আ বিরহ, বিরহ বলতে কি, বিরহ জিনিসটা কিন্তু সবার মাঝেই কমবেশি কিন্তু কোনো না কোনো সময় কিন্তু একটা age এ কিন্তু আসে। তো এটা আ সবার ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়ে থাকে। সেরকম আমারও হয়েছিল। তো সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আ বিরহ যখন আসে সেই আ সেই সময়কার কিছু গান থাকে কিন্তু আ যেমন sad song থাকে যে আ যেমন আ আমি আগে গান শুনতাম ওইযে, 'প্রেমের সমাধি ভেঙে যায় চলে যায়'। একটা গান রয়েছে কিন্তু। তো <scoffs> ওই যে আমি যখন দ আ ওই গানটা দেখেছিলাম কিন্তু আগে। বিরহর আগেই অ মানে প্রেম প্রিতির আগেই দেখেছিলাম কিন্তু যখন আসলে... <chuckles>
একদম ঠিক বলেছেন। হুম, হুম। তারমানে আগেই দেখেছিলেন, মনে হচ্ছে যে বিরহের সময় ওটা কাজে লেগেছে নাকি? <giggles>
হ্যাঁ। পরবর্তীতে যখন এসে যখন একটা বিরহের মধ্যে পড়লাম। তখন দেখা যাচ্ছে যে ঐটা আমার কাজে লাগছে। আ আমি তখন ভাবি যে আসলেই আ বিরহ হলে এরকম একটা feel কিন্তু চলেই আসে। ওরা কিন্তু আসলে বাস্তব একটা জীবনটাই কিন্তু আসলে তুলে ধরছে। এইটা কিন্তু হয় আরকি ভাই। <chuckles> জ্বি।
ঠিক বলেছেন আপনি, একদম। <chuckles> জি একদম আ সঠিক কথায় এটা যে বিরহ অ অ আসলে অনেক পো গান মনে পড়ে এবং দেখা যাচ্ছে অনেক পুরোনো দিনের গানও শোনা হয় বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। <chuckles>
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আমি পুরনো গান শুনি।
তো এই যে, যে সিনেমা দেখেন এটা কি অবসরেই দেখে থাকেন নাকি অনেক সময় দেখা যেতে পারে যে পড়াশোনা ফাঁকি দিয়ে ছোটবেলায় দেখতেন, এরকম কি হয়েছে নাকি শুধু অবসরেই দেখেন?
আসলে অ্যা সিনেমার বিষয়গুলো কিন্তু যখন ছোট ছিলাম, তখন দেখা যেত যে আমার ফুপিরা কিন্তু অ্যা তখন অবিবাহিত। তখন আমি অনেক ছোট। তো দেখা যেত কিন্তু তারা কিন্তু কি করত যে আসলে আমাদের পাশের বাসায় তখন কিন্তু টিভি গুলো কিন্তু খুব rare ছিল। তো সেক্ষেত্রে তাদের আ পিছনে, পিছনে আমি চলে যেতাম। যে দা দেখব যে আন্টিরা কি দেখে, আমিও দেখবো।
ও আচ্ছা! আমান তাদ তাদের সাথে যেয়ে হচ্ছিল দেখতেন। তাদের সাথে যেয়ে হচ্ছিল মুভি গুলো বেশি দেখা হত বলে মনে হচ্ছে আপনার কথায়।
হ্যাঁ। হ্যাঁ, তাদের সাথে আসলে গিয়ে, আমি পিছনে, পিছনে গিয়ে তাদের সাথে আসলে মুভি গুলো দেখতাম। তখন হয়তোবা মুভির মর্ম বা মুভির কাহিনীগুলো কিন্তু বুঝতাম না। কিন্তু ওই যে মুভির মাঝে কিন্তু কিছু scene রয়েছে, যেমন ঐ যে শক্তিমান মুভিটা দেখছিলাম। শক্তিমান না সরি, সুপারম্যান। তো এই যে সুপারম্যান মুভি টা দেখছিলাম। হ্যাঁ, তখনকার প্রেক্ষাপটে ঐটা কিন্তু আসলে উড়ে যাচ্ছে, তারপর যে ট্রেন থামায় দিচ্ছে, বিভিন্ন মানুষের উপকার করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো তখন কিন্তু আসলে দাগ টান ছিল মানে মনে, যে এইটা এমনে উঠতে পারে! এমনে উঠতে পারে! এই যে বিষয়গুলো, এগুলার জন্য আসলে মুভি গুলো কিন্তু তখন আসলে দেখা হয়েছিল। তারপর ক্রমান্বয়ে ধীরে, ধীরে, ধীরে, ধীরে কিন্তু এগুলা আপডেট করছি। বিভিন্ন সিনেমায় আসলে convert হইছে।
ও, এটা বোধহয় ভালো লেগেছিল নাকি? <laughs> বাহ্‌ চমৎকার! <chuckles> চ্য জ্বি, জ্বি আপনি যেটা বলছেন ঐসব তো ঐটা তো অনেক পুরোনো স সময়ের কথা বলে মনে হচ্ছে। এবং ঐ সময় ও ঐগুলো বোধহয় জনপ্রিয় ছিল। তো এই যে আপনি যে মুভি দেখা যে ছোটবেলা থেকে শু শুরু করলেন শৈশবে আপনার ফু ফুফির সাথে, এবং পরতে পরে তো এটাতে আরো একটু মনে হয় মনোযোগী হয়েছেন এবং মুভি দেখে থাকেন। আসলে কোন টাইপের মুভি বা কোন দেশি মুভি বেশি দেখা হয় বা কোন ভাষার মুভি বেশি দেখা হয়? <chuckles>
হ্যাঁ। <laughs> হ্যাঁ, অনেক আগে। জী। হ্যাঁ। <laughs> আচ্ছা। উম আসলে মুভি দেখার ক্ষেত্রে আমি কিন্তু আ হিন্দি মুভি আর বাংলা মুভি কিন্তু বেশি সময় দেখে থাকি। আর ইন্ডিয়ান কিছু অ্যা মানে রাজ্য রয়েছে যেমন তামিলনাড়ু, তারপর কান্নাডা, তো এই যে এই টাইপের রাজ্যের মুভি গুলো কিন্তু আমার মোটামুটি ভালো লাগে। এই কান মানে ঐ সাইড গুলোর মুভি। তো বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি বাংলা মুভি দেখি। তো এই যে বাংলা মুভি আ দেখি কিন্তু আগেরগুলো বেশি দেখতাম। কিন্তু বর্তমানগুলো কিন্তু একটা আমার কিন্তু ভালো লাগে নাই। হ্যাঁ, হ্যাঁ। পুরোনো মুভি গুলো কিন্তু বেশি পছন্দ করতাম। কারণ এগুলো কিন্তু ফ্যামিলি সহ কিন্তু দেখা যেত আর এগুলোর মধ্যে কিন্তু আসলে ওই যে অশালীন টাইপের কিছু দেখা যেত না। এজন্য কিন্তু একটা ভরসা ছিল। আর অনেক কিছু কিন্তু দেখা যাইতো এইযে অ্যা রাজ্জাকের
জ্বি। পুরোনো, পুরোনো মুভি গুলো বেশি ভালো লাগতো মনে হচ্ছে আপনার। <chuckles> এবং গল্পগুলোও কি ভালো হতো নাকি?
হ্যাঁ, তা তো অবশ্যই। যে রাজ বাব রাজ্জাকের ছিল 'বাবা কেন চাকর?' এই যে এই মুভি টা এটা দেখে কিন্তু আসলে আমি একটা বিশাল শিক্ষা পাইছিলাম, যে আ একটা ছেলেমেয়ে বড় হওয়ার পর বাবা মাকে কতটা অবহেলা করতে পারে! তো এই যে এই বিষয়গুলো কিন্তু ফুটায় উঠছে। এই যে একটা শিক্ষা। তো এই যে এই শিক্ষাগুলো কিন্তু আমি এই শিক্ষনীয় মুভি গুলো কিন্তু বেশি দেখার try করি সব ক্ষেত্রে আরকি।
আচ্ছা। জ্বি। আপনি যেটা বললেন, এই যে 'বাবা কেন চাকর?' মনে হচ্ছে খুব জনপ্রিয় ছিল এবং এখান থেকে তো বোধহয় ভালোই শিক্ষা পেয়েছিলেন এবং এই শিক্ষা এই যে, যে movie দেখে শিক্ষা পেলেন। এই শিক্ষা কি আপনার দৈনন্দিন জীবনে কি কাজে লেগেছে? এইযে, এই যে মুভিটার নাম বললেন 'বাবা কেন চাকর?'
হ্যাঁ। হ্যাঁ, সেই সময়। <chuckles> হ্যাঁ। ব হ্যাঁ, এটা আসলে দৈনন্দিন জীবনে কাজে লেগেছিল কীভাবে? দেখা যাচ্ছে যে, বর্তমান সমাজে আ দেখা যাচ্ছে বাবা মাকে কিন্তু অনেকটা অবহেলা করা হয়। এই যে বৃদ্ধা আশ্রম এর মত জায়গাগুলো কিন্তু আসলে হ্যাঁ, হ্যাঁ। বৃদ্ধাশ্রমের মত জায়গাগুলো কিন্তু গড়ে উঠছে। এটা কেন উঠছে? এগুলো কিন্তু দেখা যাচ্ছে আ যে আ ছেলেমেয়ের অবহেলার কারণে কিন্তু এগুলা হচ্ছে। কারণ যদি সেই আন্তরিকতা, ভালোবাসা যদি না থাকে, তাহলে তো বাবা মার সাথে আসলে দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে তাদের স্থান হবে। সেক্ষেত্রে আমি আমার বাচ্চাগুলা
অহরহ ঘটছে আরকি এদ এটা। ও। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কষ্টের। যে বৃদ্ধাশ্রমে কেন যেতে হবে বে ছেলে সন্তানরা থাকতে, তাই নয় কি?
হ্যাঁ। হ্যাঁ। এটা তো অবশ্যই একজন অ্যা এটা আশা করতেই পারে যে, আসলে আমার বাবা মা, কেন আমি ঐ বৃদ্ধাশ্রমে দিব। আর বাবা মাও কিন্তু আশা করতে পারে যে, অ্যা আমার ছেলেকে আমি এত বড় থেকে অ্যা ছোট থেকে বড় করলাম। সে আবার আমাকে বৃদ্ধাশ্রমে দিবে কেন? এই যে কেন প্রশ্নটার মধ্যে কিন্তু অনেক কিছু ওইখানে দেখাইছে। যে আসলে দেখা যাচ্ছে কোন না কোন প্ররোচনা থেকে পড়ে। যে আসলে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা আসলে ক কিছু করতে পারে না। হ্যাঁ, এক একটু আসলে মানে ইয়ে হয়ে যায় বোঝা টাইপের আরকি। তো সেটার উপরে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে তাদেরকে আসলে দূরে সরায় দেয়। আ ভ ভাবতেছে যে আসলে আমাদের আ অ সময় নষ্ট হচ্ছে। তাদের পিছনে অনেক ব্যয় করা লাগতেছে। তো এই বিষয়গুলার থেকে দেখা যাচ্ছে ঐখানে ঐটা সুন্দরভাবে ফুটাই তুলছিল। বাবা মাকে আসলে কেন অবহেলা করা হইত আরকি।
হ্যাঁ। তাদেরকে দূরে ঠেলে দেওয়া। এই আর কী। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন এবং দেখা যাচ্ছে যে কি? এ এরকম যদি করা না হয় তাহলে সমাজটা আরো ভালো হবে বলে মনে হচ্ছে আপনার কথায়। এবং আরেকটা জিনিস য খুব ভালো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হলো কি? যে আপনি শুধু মুভি বিনোদনের জন্য দেখে থাকেন না সাথে, সাথে এখান থেকে অনুপ্রেরণিত হয়ে শিক্ষা নিয়ে থাকেন। তা এই মো ওয়ে ও এই মুভিগুলো যেগুলো ঐয বায সিনেমাগুলোর কথা বলছেন, পুরনো দিনে এত সুন্দর সিনেমা হতো। এখন কেনো এ এরকম সি সিনেমা হচ্ছে না বলে আপনি মনে করে থাকেন?
আ হ্যাঁ। অবশ্যই। <chuckles> হ্যাঁ। আসলে আ এইটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল একটা কথা যে আসলে কেনো হচ্ছে না? এইটা কিন্তু হচ্ছে কি? দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু আমরা আমাদের দেশের কালচারটা কিন্তু একরকম। সেই কালচারটা কিন্তু ধরে রাখতেছে আ মানে ফলো করতেছে কিন্তু যে Bollywood Hollywood এদেরকে ফলো করতেছে। তো সেইক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবেগের যে বিষয়টা কিন্তু বাঙালির মাঝে কিন্তু বেশ কিন্তু আবেগ আছে কিন্তু এই আবেগ গুলো কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো এই আবেগগুলো কিন্তু আর দেখাতে পারতেছে না, ফুটাইতে পারতেছে না। এইজন্য কিন্তু মুভিগুলো কিন্তু বেশি দেখা যায় যে শাকিব খানের কিছুদিন একটা মুভি বের হইছিল। সেই মুভি টা ছিল আ 'বরবাদ' মেবি মুভিটার নাম। তো সেই মুভির মধ্যে কি দেখাইছে? কিভাবে আসলে ওয়েস্টার্ন মানে পোশাকআশাক গুলো একটু আপডেট করছে এটা।
জি অবশ্যই। এটা হচ্ছে আরকি। আবেগপ্রবন আরকি। <chuckles> এবার তার মানে পু পুরোপুরি আমাদের ঐতিহ্য থেকে কিছুটা কম বলে মনে হচ্ছে আপনার, তাই তো?
হ্যাঁ। হ্যাঁ, ঐতিহ্যের সাথে আসলে মিল নাই। কিন্তু ঐযে দেখাচ্ছে যে কিভাবে নেশা করতেছে? কিভাবে আসলে মেয়ের সাথে প্রেম করতেছে? আ কা কার সাথে খারাপ ব্যবহার করতেছে? মানে অ্যাকশন-ট্যাকশন এগুলো দিয়ে আসলে ভরাইছে। কিন্তু মুভির মধ্যে যে আসলে শিক্ষণীয় যে কিছু একটা থাকবে, যেখান থেকে আমি একটা ম্যাসেজ পেলাম, ম্যাসেজ পেয়ে আসলে আ একটা কিছু করলাম বাস্তব লাইফে। এরকমটা কিছু নেই। ঐখানে শুধু ঐযে কিশোর গ্যাং কিভাবে আসলে জন্ম নিবে? ওই টাইপের বিষয়গুলো আসতেছে। কারণ একটা কিশোর গং আ হ্যাঁ।
দুঃখজনক ব্যাপার। আ মানে এগুলো আরো আপনি বলতে চাচ্ছেন যে এগুলো স সমাজের জন্য খারাপ হতে পারে আরকি নাহ!
অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। হুমউ।
জ্বি, আ জ্বি আপনি সঠিক বলেছেন এবং এ এগুলো থেকে বের হয়ে আসা ব উচিৎ বলে মনে হচ্ছে। তো এই যে, যে বাংলা movie এর কথা তো বললেন অ্যা এবং বাংলা movie তে আপনার প্রিয় নায়ক কে ছিলেন এবং কার অভিনয় সবচেয়ে বেশি আপনার ভালো লাগতো যদি একটু বলতেন? <chuckles>
হ্যাঁ। আসলে বাংলা সিনেমার মধ্যে কিন্তু আমি আ মূলত 'সালমান শাহর' movie দেখতাম। যেহেতু অ্যা সাল হ্যাঁ, কারণ সেই সময় কিন্তু আমার মানে আমার যখন আসলে movie আমি আ দেখা শুরু করি তখন কিন্তু আসলে ওই নায়কটা আসলে মৃত্যুবরণ করে, কারণ আ তার একটা history হ্যাঁ, তো কিন্তু আসলে জন্মগ্রহণ করার পরে, আ তে জানতে পারলাম যে 'সালমান শাহ' নামে একটা নায়ক ছিল, ওই যে ফুপিদের সাথে গিয়ে movie দেখতাম। তো সেক্ষেত্রে দেখা যেত ওর ও অভিনয় কিন্তু, অভি অভিনয়টা কিন্তু অনেক দারুণ। আর ওই যে মুভি গুলো করছে একটু প্রেম related ছিল বেশি। কিন্তু আবার বেশ শিক্ষণীয় ছিল আসলে, দেখা যেত ঘর অ ঘর নিয়ে 'এই ঘর এই সংসার' নামে একটা তার movie ছিল। আসলে সংসারের মধ্যে ভাই বোনদের যেই আ মানে ঝামেলাও হয় সেগুলো আসলে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এই যে কিছু না কিছু শেখার যে বিষয়টা, এ তার movie এর মধ্যে কিন্তু পেতাম। হ্যাঁ।
উনি তো খুব দারুণ অভিনয় করতেন। <chuckles> খুবই দুঃখজনক একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, বলেছিলেন। <chuckles> জ্বি। <chuckles> সেটা ছিল আরকি, সেটা মনে হয় আরকি, তাই বলতে চাচ্ছেন।
হ্যাঁ, হ্যাঁ, আসলে, একটা মানে actor যখন আসলে অনেকটা natural naturally ভাবে আসলে অভিনয় করবে তার অভিনয় কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে।
হ্যাঁ, আপনার কথায় বোঝাই যাচ্ছে যে 'সালমান সাহ' র আপনি খুব প প প্রচুর ভক্ত ছিলেন এবং তার ম আ সিনেমাগুলো দেখতে আপনার যথেষ্ট ভালো লাগত। এবং আপনি আসলে শুধু সিনেমা বিনোদনের জন্য দেখতে চান না। সাথে যদি কিছু শিক্ষা থেকে থাকে সেটা গ্রহণ করা বা না থাকলে আপনার মনে হয় যেনো সিনেমার মধ্যে কি নেই এরকম হয় আর কি। সেটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তো এই যে তো বাংলা সিনেমার কথা বললেন আপনি আরও বলেছিলেন যে, আপনি হিন্দি সিনেমা বা বলিউডের সিনেমাগুলো দেখে থাকেন। ও ঐখানে আপনার প্রিয় অভিনেতা কে বা অভিজ কার অভিনয় আসলে আপনার বেশি পছন্দ হয় আর কি?
হুম, তা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ, এটা হয়। হুম, হুম, হিন্দি সিনেমাও দেখি আমি। আসলে ঐখানে অনেক আ অভিনেতাই আছে। যেমন রয়েছে 'শাহরুখ খান' এর movie টা তো অবশ্যই ভালো লাগে। 'দুলকার সালমান' আছে সাউথ এর movie আ মানে নায়ক। তারপর দেখা যাচ্ছে যে আরো 'আমির খান'। 'আমির খান' এর movie তো আমাক আ চরম level এ লাগে। আসলে <laughs> হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে যে, '3 Idiots' কিন্তু উনার একটা movie তো তারপর দেখা যাচ্ছে যে 'Taare Zameen Par' আরো অনেক কয়টা movie রয়েছে। আসলে হিন্দি movie গুলো আমি দেখি আ কিছু, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, তাদের কিছু movie এর মধ্যে কিন্তু অনেক সুন্দর করে তাদের culture, তারপর কিছু একটা জীবনের শিক্ষা, এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলে। যেমন ঐ যে আ '3 Idiot' এর কথা বলি। ঐখানে আসলে কিভাবে একটা বন্ধু বন্ধুদের জন্য আসলে কত কিছু করতে পারে এটা কিন্তু সুন্দরভাবে ফুটাই তুলছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে জীবনে কিছু করতে চাইলে নিজে যা পারো সেটাই করো। এই যে বিষয়গুলো এগুলা হ্যাঁ। <laughs>
আ উনি তো অস্থির movie করে থাকেন মনে হয়? <chuckles> জি। তার মানে চেষ্টা করাটা যেইটা পছন্দ সেটা চেষ্টা করাটা কথা ফুটিয়ে তুলেছে বলে বল আ আ মনে হচ্ছে আপনার নাকি?
অবশ্যই, অবশ্যই। হুম। জি, জি, আসলে একটা জিনিস movie তে যদি আসলে আমি কিছু শিক্ষা পাই যেটা আসলে বাস্তব life এ আমি প্রয়োগ করতে পারব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ আমার এটা কিন্তু বেশ কাজে দিচ্ছে। তাই বলে যে শুধু আ শিক্ষা movie ই দেখব এমন না। comedian movie ও কিন্তু দেখি যেটা আসলে বেশ দারুণ আসলে আমাকে ভালো লাগে। অনুপ্রেরণা না দিলেও হ্যাঁ। <laughs>
তার মানে একটু মজাও যাতে থাকে যে joke এর part টা না থাকলে আসলে সঠিকভাবে জমে না না কি? <giggles>
কেমন হয় আর কি। হুম, হুম, আসলে joke এর part টা অবশ্যই থাকতে হয়। হুম, হুম, জি।
জি, চমৎকার বলেছেন। আসলে এই যে এই যে, যে বললেন '3 Idiots' এর কথা এবং বললেন এখানে এ অনেকটা শিক্ষা পেয়েছেন এবং 'Taare Zameen Par' এর কথা বললেন। এইটা তেও শিক্ষা পেয়েছেন। এ এগুলো তো শিক্ষানীয় মুভি এবং রোমান্টিক মুভি কি ভালো লাগে বলিউডের যেগুলো দেখে মন ছুঁয়ে যায় বা ব যেহেতু বিরহের কথা বলেছিলেন আপনি, এব এরকম কোনো বিরহের মুভির ই কি দেখেছেন? যেগুলো দিয়ে মন ছুঁয়ে যায় বা মনের থেকে আবেগে উৎফুল্লিত হতে থাকেন, বিরহ বেশি আসে এরকম আরকি?
হ্যাঁ। <giggles> আচ্ছা। আসলে হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। বিরহর মুভি কিন্তু আমি দেখি মাঝে, মাঝে। কিন্তু সেটা আবার full যখন আমি কষ্টের মধ্যে থাকি, তখন দেখি না। কারণ দেখলে কিন্তু আমার খারাপ কিছু করতে মনটা চাইতেই পারে। এটা স্বাভাবিক। এইজন্য আসলে তখন কিন্তু আমি দেখি না। আমি কিন্তু দেখি হলো যখন দেখতেছি মনটা একটু soft আছে, আসলে এই বিষয়গুলো জেনে রাখা দরকার, সেক্ষেত্রে আমি দেখি যেমন একটা মুভি দেখেছিলাম 'Ashiqui 2'। আ সেই মুভিটার মধ্যে সুন্দরভাবে আসলে একটা মেয়ের সাথে গায়ক গায়িকা থাকে। তো মেয়েটা আসলে আ আ বিভিন্ন আসলে রেস্টুরেন্টে গান গেয়ে বেড়ায়। একটা বড় আসলে মানে শিল্পী, তারকা, শিল্পী তারকা যেটা আর কি বলে, সে আসলে আ একটা কনসার্ট এ গিয়ে তাকে মানে কনসার্ট বলতে কি, এক জায়গায় আসলে সে আরকি bar এ গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে দেখে তাকে আসলে পছন্দ করে। তারপর সে কি করে তাকে একটা ভালো একটা সুযোগ করে দেয় যে গান করার জন্য। সে যখন আসলে বড় হয়, একটা পর্যায়ে আসলে মনে করে যে মেয়েটাকে সবাই চাচ্ছে কিন্তু ছেলেটা বড় শিল্পী তাকে আর কেউ চাচ্ছে না। তো এই যে মনের মধ্যে একটা আবেগ, মানে খারাপ লাগা কাজ করে সেটা থেকে একটা মুভি একটা বিরহর সৃষ্টি হয়। তো এইটা নিয়ে আসলে মুভিটার কাহিনী ছিল আরকি। তো ভালোই লেগেছিল আরকি।
হ্যাঁ, এটা ঠিক বলেছেন। ও। তেমন একটা প্রেমের সম্পর্ক ঘটে থাকে নাকি? উম উম জ্বি। বুঝতে পেরেছি। এবং কথা শুনে বোঝা যাচ্ছে আপনার ভালোই লেগেছে। এবং আপনি খুব উপভোগ করেছেন। আ অ্যা অ্যা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি সব রকমের মুভি দেখে থাকেন। Advance, thriller এগুলোও কি দেখেন নাকি?
হ্যাঁ। মোটামুটি। হ্যাঁ, অ্যাকশন মুভি তো আমার মোটামুটি খুব ভালোই লাগে। কারণ অ্যাকশন মুভিতে কিন্তু অন্য একটা মানে কাহিনী হয় আমার মাঝে। <laughs> মানে যখন দেখা যাচ্ছে যে আমার একটু মানে নিজের প্রতি একটা দুর্বলতা বা একটু খারাপ লাগা কাজ করতেছে, নিজের প্রতি আসলে confidence এর যে বিষয়টা, সেটা যখন আরকি থাকে না, তখন আমি অ্যাকশন মুভি গুলো দেখি। যেমন 'KGF Chapter 1', Chapter 2, 'Baahubali'। তো এই যে এই মুভি গুলো দেখলে মনে হয় যে না, শরীরের মধ্যে একটা অন্যরকম একটা মানে vibe চলে আসছে। একটা রক্ত গরম হয়ে যাচ্ছে। <giggles>
আলাদা একটা vibe থাকে নাকি? <giggles> হুম। এটা য য য শক্তি চলে আসে। যে আসলে সবকিছু করা যাবে বা সবকিছু করে ফেলা যাবে, এগুলো দেখেই সেগুলো বোঝা যাচ্ছে, তারা করতে পারছে, অ্যা আপনি কেন পারবেন না? এই জিনিসগুলো কি চলে আসে নাকি?
হ্যাঁ। উম এরকমটা আমার মাঝে তখন হয় আরকি যখন এই মুভি গুলা দেখি।
আচ্ছা, য আপনি মুভি সম্পর্কে যথেষ্ট সুন্দর বললেন। এ এখন আরেকটা জিনিস আপনার কাছে খুবই জানতে ইচ্ছা করছে। আ যে সেটা হচ্ছে হল কি? যে এই যে যে নতুন প্রজন্মের ক্ষেত্রে আপনি মুভি যেহেতু বিনোদন এবং শিক্ষা উভয় ক্ষেত্রেই দেখে থাকেন, তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন আরকি।
<chuckles> জ্বী। অবশ্যই। হ্যাঁ। আসলে movie দেখতে হয় বিভিন্ন type এর বিভিন্ন সময়। আর একেকটা age থাকে যে আ বিভিন্ন type এর age এ কিন্তু বিভিন্ন movie ভালো লাগে। যেমন একটা সময় আছে যে দেখা যায় যে প্রেমের movie কিন্তু খুব ভালো লাগবে। আবার একটা সময় দেখা যাবে ছোট বাচ্চার মুভি গুলো বা ওই যে আ toy নিয়ে খেলা টেলা এই মানে বিভিন্ন type এর cartoon type এর movie গুলো কিন্তু ভালো লাগে। আবার একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ঠান্ডা movie ভালো লাগতেসে বা শিক্ষণীয় movie. তো এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন type এর movie গুলো আসলে দরকার হয় একেকটা মানুষের জন্য। তো আমার মনে হয় movie দেখার ক্ষেত্রে আ ভালো movie বাছাই করা অবশ্যই উচিত। সেক্ষেত্রে হয় কি? যে শিক্ষণীয় কিছু পাওয়া যায় আ বা মানে নোংরামি কিছু আসলে থাকে না এই movie গুলোতে সেটা আসলে best হয় আরকি সবার জন্য আরকি।
এটা ঠিক বলেছেন। হুম। হ্যাঁ। একদম স ঠিক বলেছেন। জ্বী, চমৎকার বললেন আপনি এবং movie নিয়ে আপনার ধারণা আ খুবই সুন্দর। ফুফুর হাত ধরে আপনার movie দে দেখা শুরু এবং সাথে, সাথে তো সা সালমান সাহর আপনি খুব বড় ভক্ত। আমির খানের বড় ভক্ত সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে এবং শাহরুখ খানকে আপনার পছন্দ হয়। তারমানে আপনি ভালো মানের movie হলে সেখান থেকে শিক্ষা এবং বিনোদন উভয় নেয়ার চেষ্টা করে থাকেন। তা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। <scoffs> হুম, এটা তো অবশ্যই। <chuckles> জ্বী। আ আসলে এই যে cinema র কথাগুলো আপনাকে share করে আমার খুবই আসলে ভালো লাগতেছে। আসলে cinema কিন্তু আমার ছোটবেলার একটা মানে অনুপ্রেরণার জায়গা। তো এই যে আ যতবারই আমি কোন না কোন movie দেখি আমি কোন না কোন আসলে আ আগের movie গুলো দেখে অনুপ্রেরণা পেয়ে থাকি। তো এই যে অনুপ্রেরণার জায়গা থেকে আসলে ভালো লাগা কিন্তু একটা কাজ করে। তো এই যে এই বিষয়গুলো share করতে পারে কিন্তু আমারও ভালো লাগলো। তো আপনিও <scoffs> ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
হুম। জ্বী। অবশ্যই। <chuckles> হুম, হুম।